হুম আন্তরিকতার একটা বন্ধন। ঠিক আছে?
থাকা হত। ঐটা চলে গেছে হ্যাঁ ঐটা একদম, চলে গেছে।
আসলেই। এই জিনিস এই জিনিসগুলোকে আ আমার মনে হয় যে এই জিনিসগুলাও আসলে একটা জটিলতা, তাই না? এই জিনিসগুলা কিন্তু আসলে ধীরে, ধীরে আমাদেরকে একটা মানে বাজে একটা পরিস্থিতির দিকে তৈ নিয়ে যাচ্ছে যেটার কারণে হচ্ছে
হ্যাঁ। অ্যা হ্যাঁ একদম জড় বস্তুর মতো হু তৈরি করতেছে আমাদের
হুম পারি পারিবারিক যে আন্তরিকতা বা পারিবারিক যে আসলে অ্যা ভালোবাসার যে একটা বন্ধন। দেখা যেত কি আ আগে তো হচ্ছে যে আমরা যৌথ ফ্যামিলিতে থাকতাম, তাই না?
হ্যাঁ। ওইটা নাই। হ্যাঁ। বন্ধন হ্যাঁ, ওই জিনিসটা হ্যাঁ এখন তো ছোট হতে, হতে, হতে একদম ছোট। পারলে তো একাই থাকে। <chuckles> পারলে তো একাই থাকে এখন। আমাদের জেনারেশন তো একা থাকতে পছন্দ করে।
মাইক্রো ফ্যামিলি। <chuckles> হ্যাঁ, পারলে দেখ জ্বি, জ্বি, জ্বি। অবশ অবশ্যই, অবশ্যই। জ্যাম এই জেনারেশন তো আসলে একটু অ্যা মানে নীজ কেন্দ্রিক বলা যায়, তাই নয় কি?
হ্যাঁ, এটা হচ্ছে ক হুম। হ্যাঁ এটা হচ্ছে না এটা তো ঠিক, আপনার থেকে একটা জিনিস আপনাকে সুবিধা দিচ্ছে কিছু অসুবিধাও থাকবে। ওইটা মেনে নিতে হবে। আমার মনে হয় যে, প্রযুক্তি যেহেতু এত কিছুই সুবিধা দিচ্ছে। কিছু অসুবিধা আমাদের মেনে নেওয়া দরকার।
হু, হুম। হুঁ, হুঁম। একদম। অবশ্যই, অ্যা অবশ্যই। উ-হুম। হু, হু, হুম। <laughs> কিছু অসুবিধা একদম, একদম বেশ চমৎকার একটা কথা বলেছেন যে, আসলে কিছু পেতে হলে কিছু অবশ্যই আমাদেরকে দিতে হবে। একদম, একদম। তবে আ
এটা তো ঠিক। হ্যাঁ। <chuckles> কিছু অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে কথা। দোন ভবিষ্যতে আরো বেশি ঐ জিনিসটা দিতে হবে।
একদম, একদম। তো আচ্ছা ভবিষ্যতের কথা যখন আপনি তুললেনই, হ্যাঁ? তো ভবিষ্যতে আসলে কেমন প্রযুক্তি চান আপনি? যেটা কিনা আপনার লাইফকে আরো বেশি সহজ করে তুলবে।
একদম। হ্যাঁ।

হ্যালো!
হাই!
হেই! কি অবস্থা? কেমন আছেন আপনি?
এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা?
এই তো চমৎকার যাচ্ছে। বেশ গরম পড়েছে, তাই না?
আচ্ছা। খুব বেশি। মানে <scoffs> মাত্রাতিরিক্ত!
<chuckles> হ্যাঁ। মাত্রাতিরিক্ত! আসলেই আর এত বেশি গরম! আমি নিজেই আসলে অ খুব কষ্ট পেয়ে যাচ্ছি এইযে এত গরম কীভাবে? <chuckles>
একদম। হ্যাঁ। মানে একদম, এক কেমনে মানে অবাক হচ্ছি। যত দিন যাচ্ছে, তত অবাক হচ্ছি যে এত গরম কেমনে <scoffs> পড়ে?
আবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই। আসলে জলবায়ুর একটা বিশাল বড় একটা পরিবর্তন কিন্তু চলে এসছে আমাদের মধ্যে, তাই না?
<scoffs> খুব বেশি খুব বেশি আসছে। একদম আনএক্সপেক্টেড।
একদম। চমৎকার, চমৎকার! তো আ দেখেন এইযে গরমকাল আসছে, কিন্তু তারপরও কিন্তু আসলে আমাদের যে প্রযুক্তি, হ্যাঁ? সেটা কিন্তু আমাদেরকে খুব সারপ্রাইজ করে। দেখেন আম আমরা চিন্তু চাইলে এইযে গরমের মধ্যেও কিন্তু আমরা এসি ব্যবহার করতে পারছি। গরমকালেও কিন্তু আসলে শীতকালের একটা আবহাওয়া কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না?
জি, জি। হুম। হ্যাঁ। হ্যাঁ। ঠিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাইফ সেভিং একটা জিনিস এই মুহূর্তে <scoffs> এটা।
একদম, একদম। তো আম এইযে প্রযুক্তির কারণে কিন্তু আসলে আমরা অনেক রকমের ফ্যাসিলিটিস পাচ্ছি, তাই না? তো আ আপনার কাছে কি মনে হয় যে প্রযুক্তি আসলে আমাদেরকে ঠিক কী, কী ভাবে আসলে ফ্যাসিলিটিস দিচ্ছে?
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ একদম, এক